অ্যা হ্যাঁ তো গেলাম। তা আম্মু বলল যে, "তাহলে কি শিখবা?" আমি বললাম, "সবথেকে সোজা কি? ফ্রাইড রাইস।" আ হু "আচ্ছা, ঠিক আছে। ফ্রাইড রাইস বানানো শিখাই।" আম্মু একদিন বানানো শিখাই দিয়েছে, ভালো কথা। তো একদিন আম্মু খালার বাসায় গিয়েছে। তো আম্মু নাই। তা আমি ভাবছি, "এই তো সুযোগ, নিজে বানাবো।" তো, <chuckles> তো আমি বললাম যে, "আমি কালকে খাবার নিয়ে আসবো। তুমি;" ও বলতেছিল যে, "আম্মু যেন খাবার আনে।" আমি বললাম যে, "না, ২ জন তাহলে একসাথেই আনবো, সমস্যা নাই।" তো আমাকে বলছিল যে, "তুমি কি খাবার আনবা?" আমি বললাম যে, "আমি ফ্রাইড রাইস।" তো ও বলল যে, "তাহলে আমি চিলি চিকেন বা আ বানাবো।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এমন।
আনসে <chuckles> রাখসে ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ২ জন দুটা করে মেনু নিয়ে আসবেন। 1 dish party.
হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলসিলাম যে, "আচ্ছা ঠিক আছে।" তো বানাইলাম। তো আমার প্রথমে তো মনে হচ্ছিল যে, "আল্লাহ! কি, কি করতেছি!" কারণ আম্মু আমাকে মোটামুটি সবই দেখিয়েছিল কিন্তু, ১ টা জিনিস উল্টা করতে বলছিল। আম্মু আর কি যেই বার বানিয়েছিল ওইবার আর কি
আচ্ছা। ওকে। আচ্ছা।
আরকি, এ আরকি ডিম যেখানে ভাজছিল, ওখানেই মাংস দিয়ে দিয়েছিল। বলছিল যে, "তুমি এখানেই বানাইও।" কিন্তু পরে বলছিল যে, "না, মাংসটা আগে বানায়ে তারপর উঠায়া রাখলে ভালো। তারপর আবার অ্যাড করবা লাস্টে।" তা আমি তো এটা করতে গেছি। তো প্রথমত এটা করতে গিয়ে হয়েছে ঝামেলা। কি ঝামেলা হয়েছে? কারণ দেখা যাচ্ছে যে, মাংসটা অনেক তাড়াতাড়ি মানে যে ভাজা হয়ে যাইতেছে, এ এমন মনে হইতেছে। কিন্তু এটা একটা আম্মুর খুব সময় লাগিয়ে ফেলেছিলাম। এখন হাই হিট এর ব্যাপারটা তো আমি ভুলে গেছি। তো মাংসগুলা সব করকরা হয়ে গেছে। যাই হোক, ওটা রাখছিলাম। তো বাকি মোটামুটি সব ঠিকঠাক ছিল। তো পরে নিয়ে আসলাম। ভার্সিটিতে গেলাম। তো আমি তো আগে থেকেই কান্নাকাটি করতেছি যে, "কি খাবার কিন্তু মজা হয় নাই। তুমি কিন্তু উম মানে উল্টাপাল্টা মতামত দিবা না।" উল্টাপাল্টা মতামত বলতে বলছি যে, "তুমি উল্টাপাল্টা গালিগালাজ করবা না। তুমি নরমালি টেস্ট করবা।" বলছে "আচ্ছা।" ও ভাবছিল যে আমি কি না কি করছি?
হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। কুক হয়ে যায়। হাই হিটের কারণে। আচ্ছা, আচ্ছা। আহা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আহারে! <chuckles> আচ্ছা। ওকে। আর সেটা অনেক মজা হইছে?
দেন ও ওর হাতে দিয়ে।

গলা, গলা বলা যায় না আরকি, বলা যায় একটু
উম না। প্রব্লেমটা হয়েছিল আমি দুধের quantity কিংবা ইয়াটা যেটা হয় সাথে ওটার সাথে একটু পানি এড করে ওটা পানিটা বেশি দিয়ে ফেলছি। আর চাল বলা হয় যে চালের উপরেও এটা অনেক কিছু depend করে। তো চালটা হচ্ছে পরে আম্মু যেটা বলেছে যে চালটা আসলে একটু পুরানো চাল কিংবা, আ অ নতুন সরি পুরানো না নতুন চাল। নতুন চাল হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরে বলতেছে এটা হচ্ছে হ্যাঁ, বলতেছি এইজন্য হচ্ছে গিয়ে আসলে চালগুলো একদম নরম হয়ে গেছে। যদিও খাওয়া গেছে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। নতুন চাল, হ্যাঁ। সেদ্ধ হয়ে যায় আর ফুটে যায় আরকি। হ্যাঁ। আরকি নরম হয়ে গেছে, হ্যাঁ। এটা আছে। কিন্তু আমি মনে করি যে তারপর দেখবেন যে আপনার বাসার সবাই মোটামুটি ভালোভাবেই খেয়েছেন, আমি বিশ্বাস করি।
হ্যাঁ, সবাই খেয়েছে। হ ছিলও না। মানে even এমন না যে আমরা শুধু একটা খেয়েছি। আশেপাশে কাজিন-টাজিন যা আছে সবাইকে দিয়ে খাওয়া হইছে।
সবাই, হ্যাঁ। তা হ্যাঁ, আপনার এই অভিজ্ঞতা শুনে আমার ভালোই লাগলো। কারণ আমি আসলে কি একক পরিবারে belong করি তো। তো এরকম চাচা, মামা, খালা সবাই এরকমভাবে যে এঞ্জয় করাটা, এটা আমি সহজে পাইনি। দেখা গেছে হঠাৎ-বেটাত কোন একটা occasion হয়েছে বা এমন। তা আপনার এ অভিজ্ঞতা শুনে আমার অনেক ভালো লাগছে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। না আমার আবার নানু-দাদু দুই ফ্যামিলি হচ্ছে extended family। এক বিল্ডিংয়ে না থাকলেও সবাই একদমই আশেপাশে। মানে জিনিসটা এরকম যে একজনের একটু প্রব্লেম হলেও সেটাও আবার occasion এর মতই হয়ে যায় বাসা মানে একজনের বাসায় কিছু একটা ভালো হোক, খারাপ হোক, প্রব্লেম হোক, সেই বাসায় সব। মানে পুরা গুষ্টি যেটাকে বলি আমরা, পুরা গুষ্টি ধরে পুরো আরেকজনের বাসায়। এন্ড friday তে দেখা যায় যে এরকম ইভেন আমার এমনও হয়েছে যে আমরা ঘুরতে গেলেও দেখা যায় যে e সব একসাথে প্ল্যান করে বের হইতেছি। কিংবা আগে ওকে জিজ্ঞাসা কা "আই তুমি কি এখানে যাবা? আমরা এটা প্ল্যান করতেছি।"
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ, সব একসাথে বসে। আ হ্যাঁ। আ হ্যাঁ।

হ্যাঁ। তো এটা কেমন ছিল? তারপর?
তো এইটার আবার preparation টাও খুবই lengthy and ঝামেলাদায়ক। Usually তো আমরা বাইরে থেকেই খাবারটা খাই। ওভাবে বোঝা যায় না আসলে কত hassle টা করা লাগে কিংবা মা রা এই রান্না করে। তো ওইভাবে তো আমাদের রান্না করাটা হয় না কাছে কাছে। তো First যখন রান্না করতে গেলাম এই marination করো, এটা করো, ওটা করো, করতে করতে, করতে করতে সারাদিন হচ্ছে অর্ধেক time গেলো। অর দিনের অর্ধেক হচ্ছে শুধু marination and preparation এ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
এরপরে সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে almost যখন মাগরিবের time, এরকম সন্ধ্যা থেকে হচ্ছে গিয়ে বসালাম দমে। মানে যতক্ষণ নামানোর আগ পর্যন্ত শুধু আল্লাহ্, আল্লাহ্ করছি যে, "আল্লাহ্ যদি একটু ভালো হয়।" কারণ মোটামুটি বলা যায় আমাদের তো হচ্ছে বিরানি রান্নার ডেগ যেটাকে বলেন, চিনি কিনা। এরকম বড়, বড় ডেগ থাকে আমাদের বিরানি, কাচ্চি এগুলো রান্নার জন্য আলাদাই।
আচ্ছা। <laughs> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
ওইটাতে আমি নিয়ে বসছি। মানে আমার কাছে তখন মনে হচ্ছে আল্লাহ্ আমি একটু ভুল করছি। একটু ছো অল্প একটু করে রান্না করলাম না কেনো? যাই হোক আ হ্যাঁ, হ্যাঁ। কারণ আর মোটামুটি ৮-১০ জনের preparation তাও আবার মানে আমাদের মতো পেটুক public দের জন্য। তার মানে quantity মোটামুটি ভালোই, খুব quantity হয়ে গেছে। কিন্তু মানে জিনিসটা এরকম ছিল ৪-৫ জনের জন্য। বাসায় আমরা যারা আছি তাদের জন্য করবো। কিন্তু করতে গিয়ে হচ্ছে measurement না বোঝার কারণে অনেক বেশি হয়ে গেছে। পরে যখন রান্না করলাম, করা-টরার পরে হচ্ছে গিয়ে আম্মু গিয়ে আবার একটু চুলায় তাপমাত্রা adjustment-tent করে দিলো। করা-টরার পরে যখন নামাইছি, নামানোর পরে result দেখে আমি নিজেই অবাক। মানে সবাই খাওয়ার পরে বলতেছে এটা তুমি restaurant এর থেকে তোমারটা বেশি ভালো হয়েছে। And আমি নিজে পুরা surprised যে আমি নিজেও আশা করিনি যে আসলে এত ভালো হইতে পারে।
আচ্ছা। ওহ আচ্ছা ঠিক আছে। আ সেটাই ১ম বার একটু চ অল্প বানালে ভালো হয়। অনেক হ্যাঁ, quantity ভালো করতে হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হা, হা হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। এটা আসলে হয় কারণ আমি আরেকটা জিনিস মনে করি যে খাবার শুধু রান্না বা recipe বড় না। আমি মনে করি যে একটা ভালোবাসা দিয়ে যে বানানোর ব্যাপার। এটা কিন্তু মানে আছেই। অনেকে এটা বিশ্বাস করবে নাকি জানিনা
উম জি। এ জি। জি, জি। আমার মনে হয় excitement থাকে family র একটা যে ব্যাপার থেকে সবাই মিলে একসাথে বসার একটা moment share করার। আমার কাছে মনে হয় আমাদের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে আমাদের কাছে food মানে হচ্ছে একসাথে সবাই মিলে gathering। Family, চাচা, মামা, খালারা কিংবা সব মিলে একসাথে একটা বড় এটা as আমরা হচ্ছে, আ আমি খুব lengthy family তে belong করি। আমাদের কাছে food মানেই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের food, সবাই একসাথে। আমাদের occasion ই হচ্ছে হ্যাঁ, আমাদের কাছে occasion এর আগে occasion, কি occasion সেটার আগেই হচ্ছে কি খাবে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <clicks tongue> খাওয়া enjoy করা।